আসলে আ মানুষ অ একটু মনে করেন যে self obsessed আ obsessed আর হচ্ছে গিয়ে আপনি একটু স্বার্থান্বেষী হয়ে থাকে। আ ভুল স্বীকার করে তখনই যখন তার স্বার্থের আঘাত লাগে। বুঝতে পারছেন? আ মানে অনেক সময় হয় এটা সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় তখন। আ এই ভুল স্বীকার করতে করতে দেখা যায় যে ১ বছর, ৮ বছ ৮ মাস, ২ বছর ৩ বছর লেগে যায়। আ তখন পীযুষ ভুলটা স্বীকার করে তখনই যখন দেখা যায় যে অ্যা যে সে যে জিনিসটার কারণে গিয়েছে সেখান থেকে সে ব্যর্থ হয়েছে একটা সময়। আ সে হয়তো ভেবেছিল অনেক সুখী হবে সেখানে কিন্তু হতে পারতেছে না। আ সে অনেক কষ্ট কষ্টে আছে কষ্ট পাচ্ছে। আ তখন তার পূর্বের কিছু কথা মনে পড়ে হয়তোবা অতীতের কথা। তখন হয়তোবা সে ভুলটা স্বীকার করে। otherwise আমার মনে হয় না যে আ এই ক্ষেত্রে কেউ ভুল স্বীকার করে অ্যা ঠিক আছে? ভু আ ভুল স্বীকার করার একটা কারণ থাকে সবকিছুরই। জি।
জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একদম। জি অবশ্যই। আচ্ছা, আচ্ছা। একদম। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। জি অবশ্যই। অনেক সুন্দর করেই বললেন যে আসলে অ্যা যখন কেউ ভুল স্বীকার করে হয়তোবা আ দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যায় বা যেখানে গিয়েছিল সেখানে হয়তো বা তার আবার ব্যস্ততায় পড়েছে। সেক্ষেত্রে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আ সেই পর্যায়ে সে আসলে ভুল শিয়ার করে। কিন্তু ঐ পর্যায়ে আর ভুল শিয়ার করে তো কখনো লাভ হয় না। সেক্ষেত্রে আরো ক্ষতিটা বেড়েই যায়, আপনি যেমনটা বললেন। অ্যা সুন্দর করে কিন্তু বললেন। আরেকটা জিনিস যে আসলে কখনো যদি আপনি নিজে ভুল করেন, সেক্ষেত্রে কি আপনি নিজেকে ক্ষমা করতে পারেন?
হুম। জি। হুম। লাভ হয় না। আসলে। ইষ্টা আসলে হ্যাঁ, হ্যাঁ এটা আ ক্ষমা করতে পারে কিনা এটা আমিআগ ক্ষমা চেয়ে নেই যে আমাকে ক্ষমা করবে কিনা। আর ক্ষমা না পাইলে অ ক্ষমা চেতেই থাকি, চেতেই থাকি। জস যতক্ষণ ক্ষমা না করে। অবশ্য এরকম আ আজ পর্যন্ত হয় না এমন কোন বড় ভুল বা অপরাধ করিনি, আ যেটা ক্ষমার অযোগ্য ছিল। আ সম্পর্কের মধ্যে মনে ছোটখাটো ঝগড়া, ভুল বুঝাবুঝিটা হওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে যদি ভুল করেও থাকি, সেটা আমি মেনে নেই। এবং ভুল না করানোর সময় সরি বলতে হয়। <chuckles> জি।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশ সুন্দর করে বললেন যে আসলে আপনি অ্যা ভুল এ নিভুল করলেও নিজেকেই ক্ষমা করার চেষ্টা করেন বা নিজেও ক্ষমা করে দেন বা উনার কাছে আপনি খুব সহজেই ক্ষমা চেতে পারেন। বা খুব অ্যা দেখা যাচ্ছে যে কিছু ক্ষমা নাও করেন। তা তারপরও আপনি তার কাছে ক্ষমা চেতেই থাকেন চেতেই থাকেন যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা করে না। এটা কিন্তু সুন্দর করে বলেন। হ্যাঁ।
অ্যা হ্যাঁ। জি। হ্যাঁ। আসলে ছেলে মানুষ কি? আপনারা মনে করেন ওই যে একটা জায়গায় compromise করতে পারে না মনে হয়, loyalty জায়গাটায়। আ আমার ক্ষেত্রেও তাই। আমি ওই একটা জায়গাটায় compromise করতে পারি না, loyalty। এছাড়া স যেকোনো জিনিস compromise করতে পারি। এমনকি আমার যদি ভুল না হয় তাও আমি সরি বলতে রাজি আছি <chuckles> আ ঠিক আছে? ওই ক্ষেত্রে sorry বলতেও রাজি আছি। সমস্যা নাই ভুল করলে হয়তোবা ১-২ দিন মুখ ফুলে থাকব বা আ রাগ অভিমান থাকবে কিন্তু একটা সময় মনে করেন যে অ্যা সরি বলে সবকিছু মিটায় নিই। খোলাখুলি কথা বলে সবকিছু মিটিয়ে আ সমাধান করার চেষ্টা করে থাকি।
জি অবশ্যই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ ওই সুন্দর সুন্দর করে। বুঝতে পেরেছি। হু। বুঝতে পেরেছি।